হ্যা, হ্যা, না আমি আপনার সাথে একমত। শুধু একটা জায়গায় আমি একটু যে যেটা একটু personally মনে করি যে বাসা থেকে যেই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত সেটা হচ্ছে ওই যে প্রেরণার জায়গাটা আসলে। চাকরির ক্ষেত্রে যেমন আমি আমার সন্তানকে বলবো, যে তুমি উদ্যোক্তা হবা অথবা ব্যবসায়ী হবা এবং আ তুমি চাকরি করে দেন হয়তো ২, ৩ বছর চাকরি করে অভিজ্ঞতা নিয়ে বাক করব। বাট আমি কখনোই বলব না তুমি চাকরির দিকে যাও এটাই তোমার একমাত্র পথ ব্যবসার জন্য টাকা দিতে পাবো না ব্লা, ব্লা। মানে আমার বাবা-মা আমার বাবা মোটামুটি স্বচ্ছল একজন মানুষ।
হু, হু। হু, হু, হু। হ্যা, হ্যা, হ্যা। হু, হু। হু, হু, হু। হু, হু, হু। <chuckles> না, আমি তো মনে করি যে আসলে encourage করতে হবে যেহেতু দেখো যে তোমাকে কি সুট করে।
হ্যা। রাইট, আমার বাবা মোটামুটি সচ্ছল একজন মানুষ। আমি যদি বাবার কাছে এই মুহূর্তে যেইয়ে ডিরেক্ট বলি যে আমার ব্যবসা করবো টাকা দাও। উনাকে উনি সেই টাকাটা দিতে পারবেন। আমার বড় ভাইকে আলরেডি সেটা দিয়েছেন। বাট উনি কখনোই আমাদেরকে স্বাধীন মানুষ মানে, মনো মানসিকতা তৈরির জন্য বলেনই নাই। উনার সবসময় কথা ছিল তোমাদেরকে পড়াশোনা করাই দিচ্ছি আমার দায়িত্ব শেষ। তো আমরা সেভাবে বড় হয়েছি, আমরা চাকরি করছি। বাট আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকে জানা আমাদের চেয়ে অনেক কম মা মানে skilled ছিল। তারা এখন মানে নিজের মতো করে খাচ্ছে। নিজের পায়ে দাঁড়িয়ে কোন কাউকে স্যার, স্যার, বলতে হচ্ছে না দিন শে
উহু, হু। হু, হু, হু, হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> ও, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <laughs> হু, হু, হু। হু, হু। ওকে। হ্যাঁ, ওইটা achievement টা তারা করেছে। skill development টা তারা করেছে। আসলে স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে মানে হ্যা, হ্যা, হ্যা, হ্যা। হু, হু, হু।
এক্সাক্টলি। তারা পরবর্তীকালে কিন্তু ফ্যামিলি না ফ্যামিলি থেকে সাপোর্টটা ফ্যামিলি থেকে সাপোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা সেটা পেয়েছে। তারা ফ্যামিলি থেকে সে সাপোর্টটা পেয়েছে বলে আজ সেখানে আসতে পেরেছে। আমি যদি পেতাম বা আমরা যদি পেতাম আজকে হয়তো আমাদের situation টা different ভাবে হতো আরকি।
এক্সাক্টলি, এক্সাক্টলি। হু, হু, হু। এক্সাক্টলি, এক্সাক্টলি। আসলে এটাই মানে এখন এখানে হচ্ছে বাকিদেরও প্রেরণাও একটা ব্যাপার, বিশেষ করে পরিবারের। আর এই যে আ ধরুন এই যে আমাদের ছোট, ছোট যে সাফল্যগুলো আমরা achieve করি পরিবার যখন এগুলো সেলিব্রেট করে এগুলো কিন্তু আমাদেরকে আরো বড় সাফল্যে আ উৎসাহিত করে না আরো বড় সাফল্য আমাদেরকে অর্জন করতে হবে।
হুম। হু। <chuckles> definitely.

বুঝতে পেরেছি। দারুণ চিন্তা ভাবনা ভাই। আমি খুবই ভালো লাগলো আরকি শুনে। জি।
আচ্ছা, আচ্ছা। আপনার কি আছে নাকি এ ধরনের কোন চিন্তাভাবনা।
হ্যাঁ, হ্যাঁ। আমার তো আপনার সাথে কিছুটা মিল ও খুঁজে পাবেন। ইভেন আমি আমার স্বপ্নের মানে স্বপ্নের বাস্তবায়নে কিছু স্টেপ নিয়েও ফেলেছি। মানে বেসিক্যালি ঢাকাতে ছিলাম। আমার ওয়াইফ যখন প্রেগন্যান্ট হয় তখনই আমরা সিদ্ধান্ত নেই যে "আমাদের ছেলেকে ঢাকা শহরে আমরা বড় করব না।" কারণ আম দাদা-দাদি, নানা-নানির হুম এবং দাদা জি সেইম। বিশেষ করে আব আমাদের যেহেতু মানে দাদা-দাদি, নানা-নানি ওর আরকি যে হবে, আর সবাই যেহেতু মফস্বলে থাকে তো তাদের ভ্যালুস গুলো নেয়াটা আমার মনে হয় বাচ্চার grown-up এর জন্য খুবই জরুরি। দেন বড় হওয়ার পরে ঢাকাতে বাক করাই যাচ্ছে আসলে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। তাই নাকি? হুম, হুম। হুম, হুম, হুম। হুম। আচ্ছা। শহরটা আসলে ওইভাবে উম আমার কাছেও আসলে একটা পছন্দ হয় না। <chuckles> হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। আ হ্যা, হ্যাঁ। এটা এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। মানে আজকালকার জামানা যা দাঁড়িয়েছে আসলে বড়দের থেকে ভ্যালুস গুলো পরবর্তী প্রজন্মের কাছে যাওয়াই কঠিন হয়ে গেছে। আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ঢাকা তো আসলে খুব একটা স্বাস্থ্যকর জায়গাও নয়। তাই না? এটা একটা ব্যাপার।
জ্বী, জ্বী। হুম। হ্যা। জি, জি ঐটা মানে সব মিলে দেখলাম যে ও যদি গ্রাউন আপ হওয়ার পরে 9-10-এ আসার পরে দেন আমি ঢাকাতে ব্যাক করি। ইভেন না করলেও খুব বেশি সমস্যা নেই। পড়াশোনা যেখানে যে করবে পড়াশোনা যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তা তো নয়। তো সব মিলে সিদ্ধান্ত নিলাম যে মফঃস্বলেই। সো এটা একটা বিষয় ছিল যে শেষ। বয়সে আমি মফস্বলের দিকে থাকবো সেটা অনেক আগেই চলে আসতে পেরেছি। এবং আমার একটা শখ আছে একটা কফি শপ দেয়ার। বেসিক্যালি আমি হচ্ছি জি, জি কফি enthusiast. আমি আলরেডি বাসায় একটা গ্রাইন্ডার ব্যবহার করি। আমি রেডিমেড কফি খাই না। আমি গ্রাইন্ডার ব্যবহার করে কফি মেশিনে দিই। সেটা ম্যানুয়াল সবই কারণ অটোমেটিক গুলো অনেক দাম।
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যা, হ্যাঁ। না, না, না। আসলেই না। হুম, হুম, হুম। হ্যা, হ্যাঁ, হ্যাঁ। হ্যা, হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? <chuckles> আচ্ছা, আচ্ছ, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। ওকে মানে আপনি আপনার পছন্দ সেই বিনটাকে প্রসেস করে খান, তাইতো? ও, ওকে।
রাইট, রাইট, রাইট। আমি ইন্ডিয়া থেকে স্টার ট্রেক ব্রেন নিয়ে আসি। সেখান থেকে আমি নিয়ে এসে এখন নিয়ে আসতে পারছি না বেশ কিছু দিন যেহেতু ইন্ডিয়া বন্ধ। বাট ওখান থেকে নিয়ে এসে আমি খাতাম আরকি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনকার পরিস্থিতি তো একটু সমস্যাজনক। যাইহোক আপনার ইয়াটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা এই যে ধরুন আপনি যে স্বপ্নটা পূরণ করতে চাচ্ছেন কাজটা কি ধাপে ধাপে করছেন নাকি কোন একটা স্পেসিফিক গোল কে সামনে রেখে ঐটাকেই accomplish করার চেষ্টা করছেন?
এখন নর্থএন্ডের টা খাচ্ছি। আরকি। জি, জি। হুম, হুম। না ধাপে, ধাপে করছি। আমার প্লান টা হচ্ছে আ প্রথমত কফি শপ দেওয়াটা আমার প্রাইমারি প্ল্যান তো সেটার জন্যে আমার যেই জিনিসগুলো প্রয়োজন তিনটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে টাকা পয়সা, দ্বিতীয়ত হচ্ছে একটা ভালো জায়গা যেখানে এই জিনিসটা চলবে। আর তৃতীয়টা হচ্ছে জি, জি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত হচ্ছে এই বিজনেস চালানোর জন্য যথাযথ জ্ঞান। এখন আমার MBA করার প্লান আছে। পাশাপাশি হচ্ছে ব্যারিস্টার শেখার জি, জি এবং পাশাপাশি ব্যারিস্টার যে কাজ সেটা শিখ শেখারও ইচ্ছা আছে। কারণ আ যে করবে তার প্রতি ভরসা না রেখে আমি নিজেই যদি সেখানে ইনক্লুড হয়, সময় দেই খারাপ হবে না।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যা, হ্যাঁ। হ্যাঁ, মানে প্লেসটা বিজনেস প্লেসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম, হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা অত্যন্ত ভালো ভালো প্লান। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এক্সাক্টলি, এক্সাক্টলি। আসলে ব্যাপার হচ্ছে কি আপনার যদি কর্মী থাকেও বাট আপনাকে তো নিজেকে তো জ্ঞানটা রাখতে হবে। আপনার কর্মী যে কাজটা ঠিকঠাক করছে সেটা বুঝতে হলেও তো জ্ঞান থাকতে হবে। বিষয়টাতে যে আসলে বিষয়টা কীভাবে কাজ করে।
হুম। রাইট। হুম, হুম।